আমার কাছে যেটা মনে হয় যে, এইখানে আমাদের অ্যা পারিবারিক ভূমিকাটা বেশ অনেক বেশি ইম্পোর্টেন্ট, সংস্কৃতির ভিত্তিটাকে দৃঢ় করতে হবে। তো সেখানে পরিবারকেই আসলে ব সবচাইতে বড় রোলটা পে প্লে করতে হবে, তাই না? সো বাস্তব অভিজ্ঞতা ধরুন, যে তাদের সাথে শেয়ার করার যে একটা ব্যাপার, হ্যাঁ? উৎসব আসলে আমরা, আমরা আমাদের পরিবার থেকে পুর আ ছোটবেলাতে আসলে কিভাবে উৎসবটা পালন করতাম। তো এই শিক্ষাটা কিন্তু আমাদের শিশুদেরকে বা আমাদের বাচ্চারা যারা আছে, তাদেরকে আমাদেরই দে দিতে হবে। তো এই জিনিসপত্র গুলো যদি আমরা না করি তাহলে কিন্তু যে পরিবারের যে একটা ভূমিকা ছিল, সেই জায়গাটাতে আমরা অনেকখানি ফেইল করে যাবো এবং নতুন প্রজন্মকে হয়তোবা আমরা অনেক কিছু শেখাতে পারবো না। তারপরে ধরুন, এই যে শিক্ষার ভূমিকা রয়েছে যে সমালোচনামূলক চিন্তা তৈরি করা। যে, "আমি আসলে যতটুকু শিখছি আমার কি দেখানোটাই main objective কিনা? নাকি হচ্ছে গিয়ে যে মিডিয়া" অ্যা ধরুন, যে "সংস্কৃতির যে সংস্কৃতিকে আসলে আমার আধুনিকভাবে উপস্থাপন, সেটাও একটা মাধ্যম হতে পারে।" তো তারপরে ধরুন, যে
অ্যা সে তো আমার একটা মাধ্যম, আসলেই। এ এখানে দেখুন, আপনি যেটা বলছিলেন, যে অ্যা এই অ্যা <blows air> অ্যা বাচ্চাদের যে মানে কিশোর-কিশোরীদের যে বোঝানোর ব্যাপারটা, এটা কিন্তু আসলেই সুন্দর একটা মানে পয়েন্ট আপনি অ অ তুলে ধরেছেন। কারণ আ ফ্যামিলি থেকে যদি এটাকে আসলে সুশিক্ষা দেওয়া না হয়, তাহলে আসলে বাচ্চাদের একটা আ মানে উম আ লাইনচ্যুত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তারা আসলে এটা নিয়ে বেশি যদি আসলে মেতে যায় তখন দেখা যাচ্ছে যে তাঁর আ তাঁদের শিক্ষা তাদের অ্যা আ বেড়ে ওঠাইতে একটা খুব খারাপ ধরনের একটা প্রভাব আসলে আসতে পারে। তো আসলে এটা কিন্তু আ একটু হল হ্যাঁ, হ্যাঁ বলুন।
একদমই তাই। ধরুন, এই যে হ্যাঁ, হ্যাঁ। উহু। উহু। একদমই তাই, একদমই তাই। অবশ্যই সেই কথাটাই ব সেই কথ সেই ক সেই দিক থেকেই ধরুন, এই যে আপনি ধরুন, যদি যে বিভিন্ন ধরণের যুবকেন্দ্রিক যে সাংস্কৃতিক প্রকল্প আছে, হ্যাঁ? তরুণদের মধ্যে অনলাইন প্রতিযোগিতা যেখানে ধরুন, যে আপনি লোকগান, রিত্য বা ঐতিহ্যবাহী পোশাক আধুনিকভাবে উপস্থাপনের সুযোগ করে দেওয়া। হ্যাঁ? তারপর ধরুন, এই যে মিডিয়া সচেতনতা কর্মশালা, হ্যাঁ? যে কোনটা আসলে ভালো করবেন, কোনটাকে ফলো করবেন, কোনটাকে এভয়েড করবেন? এই জিনিসগুলো করলে কিন্তু দেখবেন যে তাদের চিন্তা এবং রুচিকে এক ধরনের প্রভাবিত করার সুযোগ পাচ্ছেন আপনি। সু তখনই আপনি আপনার সংস্কৃতিটাকে নতুন প্রজন্ম যখন ধারণ করবে, তখনই দেখবেন যে আপনার ন ওই সংস্কৃতিটাকে কিন্তু আপনি ধারণ করতে পারছেন।
হ্যাঁ, হ্যাঁ।